মানে, ত্যা অ ঐ তো বললাম যে ১ম এ ভ্রমণ মানে শুধু ব্যাপারটা ছিল আনন্দ। হ্যাঁ, এই মজা করতেছি, সেই মজা করতেছি এটা। কিন্তু পরবর্তীতে আস্তে, আস্তে বুঝতে পারি যে এটা কিন্তু শুধু আনন্দ না। এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি। যেমন মানে যখন কক্সবাজারে গেছি তখন আমি দেখছি যে তাদের কিভাবে তারা, তাদের কিভাবে সংস্কৃতি, তারা মানুষের প্রতি কিরকম আচরণ করে। তো মাঝে, মাঝে খারাপটাও আমি পেয়েছি, ভালোটাও পেয়েছি। কিন্তু সবসময় তো আমি ভালোটাই সেখান থেকে নিব। তারপরে, দ আ আমি আরেকটা জিনিস, আ আ পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আ বিভিন্ন সমস্যা আমার পর
আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা অবশ্যই।
হইছে।
আচ্ছা, আচ্ছা।
এটা। একদমই, এই ধরনের বিভিন্ন কিছু সমস্যা, এলাকার মানুষ তারপরে হচ্ছে গিয়ে যাতায়াতের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে। তো সেই ব্যাপারটাও আমি শিখছি যে এটা কিভাবে সমাধান করা যায়। আর হচ্ছে গিয়ে কিছু, কিছু ব্যাপার আছে যে ভয়। নিজের ভেতরে কিছু ভয়গুলোও ছিল যেটা হচ্ছে গিয়ে আমি জয় করার যে সাহসটা সেটা আমি পেয়েছি। যে এইখানে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না বা এইটা করা যাবে না, ওইখানে এরকম করলে এরকম হয়। তো এই ভয়গুলো কিন্তু মানুষজন না বুঝেই আমাদের ভেতরে ঢুকায় দেয়, জোর করে ঢুকায় দেয়।
ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে।
তো। এই ঘোরাফেরা করা গুলো খুবই দরকার। আর একটা ব্যাপার হয়েছে মাঝে, মাঝে তো জি। ভয়ে আপনি বলেন।
আচ্ছা, আচ্ছা আমি যদি জি। আমি যদি অ্যা আপনাকে জিজ্ঞেস করি যে হচ্ছে আপনার জীবনে কোনো ভ্রমণের আ memorable কোনো স্মৃতি আছে কিনা বা ধরেন এরকম কোনো স্মৃতি আছে কিনা যেটা আসলে share করার মতো, তো আপনি share করতে পারেন?
উ উহু। হু, হু। হু।

Hello.
Hello, কেমন আছেন?
জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, চলছে। তারপরে কী করছিলেন?
হ্যাঁ। আসলে, আ আমি, আ গান করতে খুবই পছন্দ করি এবং ছোটবেলা থেকেই গান করছি। আ এটা আসলে আমার, আ গান যে করাটা সেটা আমার শখ না এবং এটা আমার passion হিসেবে আমি আসলে, আ বেছে নিয়েছি। পড়াশোনার পাশাপাশি আমি চাই যেন আসলে, আ গানের মাধ্যমে নিজের একটা career করা যায়। তার পাশাপাশি আসলে আমি, আ যেহেতু একজন vocal, তার পাশাপাশি আসলে আমি instrument হিসেবে guitar শিখছি এবং, আ অনেকখানি শিখা হয়েছে এবং এটা আমার একটা শখের একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে সবার জীবনে এরকম শখ আছে। একটা না একটা শখ আসলে মানুষ নিজেদের মধ্যে আসলে পোষণ করে। তবে আমি যদি জানতে চাই আপনার শখ, শখ সম্পর্কে, তবে আপনার শখ আসলে কি?
হু, হুম। উ হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বাহ। উহু। উহু। উহু। উম আমার কাছে উম শখ ব্যাপারটা হচ্ছে শুধু সময় কাটানোরই একটা ব্যাপার না। এটা হচ্ছে গিয়ে মানে আমাদের জীবনের কিন্তু অনেক বড়, বড় অনেক অ্যা গতিপথ আছে, সেইগুলো বদলায় দিতে পারে। অ্যা তো আমার জীবনেও এরকম অনেকগুলো শখ আছে কিন্তু আমি একটাকে হচ্ছে গিয়ে আমি বেশি ইয়া আ ইয়া করব, গুরুত্ব দিব সেটা হচ্ছে মানে এ সেটা গুরুত্ব বেশি এই কারণে দিব যে এটা আসলে আমার চিন্তাভাবনা আর মানসিকতা অ্যা এটাতে একটা মানে বড় একটা পরিবর্তন নিয়ে আসছে। তো শখ আমার সবচেয়ে পছন্দের যে শখ হলো সেটা হচ্ছে ভ্রমণ করা। তো এই ভ্রমণ করার ব্যাপারটা আমার শুরু হয় একদম স্কুল জীবনের অ্যা শেষের দিকে। যখন আরকি মানে আমাদের স্কুলটা শেষ হয়ে যাবে তখন আমাদের class tour-এ আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবে। এটা সেটা ছিল কক্সবাজার। তো সেইখানে আমি গেলাম। সব বন্ধু ওরা ছিল। তারপরে হচ্ছে আমার অ্যা শিক্ষকরা ছিল। তো সেইখানে বিশাল সমুদ্র, ঢেউয়ের শব্দ।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুরুত্ব দিয়েছেন, আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে।
আর নতুন জায়গায় মানুষজন মানুষেরজনের সাথে কথাবার্তা বলছি তো এটা এতটাই আমাকে ছুঁয়ে গেছিল। সেখান থেকেই আমার আসলে ভ্রমণ প্রেমের জন্ম নেয়। তো এই আর কি! তা আপনার কি আর কোন শখ আছে এই গান গাওয়া ছাড়া?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।

আচ্ছা।
ও, আমারে আল্লাহ আমাকে দেখে ফেলছে আর ওইখান থেকে আমাকে নিয়ে গেছে। তো এরকম কিছু ব্যাপার এবং তারপরে হচ্ছে আমি যখন বাসায় গেছি তখন এলাকার মানুষজন লাঠিসোঠা নিয়ে আসছে। বলছে যে, "ওই মেয়েকে ওই মেয়ে তো আপনাদের কেউ না। আপনি ওই মেয়েকে আমাদের কাছে আ ফেরত দেন। আপনার ওই মেয়ে হয়তো পালায়-টালায় আসছে।" ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বলছে। এরপরে হচ্ছে গিয়ে আমার ওই বোনের যে শ্বশুরবাড়ি তারা কিছু টাকা পয়সা দিয়ে বেশ ভালোই ৳১০-৳১৫,০০০ পয়সা
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
দিয়ে তাদের কাছ থেকে আরকি ব্যাপারটা মিটমাট করলো। তো খারাপ অভিজ্ঞতা আসলে হয়েছে, ভালো অভিজ্ঞতাও হয়েছে। আ অভিজ্ঞতার আরকি শেষ নাই। তো খারাপটা বা মাথায় রাখি যাতে কখনো এরকমটা না হয়। ভালোটাই কাজ আপনার গল্প, ঘটনা বলেন যে আপনার আসলে কি এরকম হয়েছে কিনা?
আচ্ছা। আচ্ছা। অবশ্যই। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। আ